এটা? হ্যাঁ এটাই হবে যে মানিয়ে নি নিতে শিখেছি। এটাই হবে। হুম।
<smacks lips> আসলেই। আসলে আ আমরা না মানুষ হিসেবে খুবই মানিয়ে নিতে শিখে থাকি। ছোটবেলা থেকে যখন আমরা প্রাইমারি স্কুলটা শেষ করি, তখন ওই যে একবার বন্ধুত্বে ভাঙন ধরে। কিন্তু যখন ছোটবেলায় থাকি তখন আসলে এই যে যে মায়া মমতা বোধটা না তেমন একটা ভালো করে জন্মায় না। তাই না? তখন যখন হাই স্কুলে আসি দেখা যায় বেশিরভাগ যারা প্রাইমারি থেকে হাইস্কুলে আসে তাদের কিন্তু বন্ধুগুলো থেকেই যায়। অল্প কিছু চলে যায় তবে সেটা তেমন একটা আমরা ফিল করতে পারি না। কিন্তু যখন আমরা হাই স্কুল থেকে কলেজে যাই তখন একটা বিশাল পরিবর্তন হয়। ৫টা টা বছর যাদের সাথে পরিচিতি ছিল তাদের থেকে অনেকটা দূরে চলে আসি এবং মনটা আরো একটু বেশিই খারাপ হয়ে যায়। তাই না? তখন আসলে আমরা নতুন বন্ধু সৃষ্টির মাধ্যমে চেষ্টা করি সমস্যাটা সমাধান করার। আচ্ছা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো নতুন অনেক কিছু জানতে পারলাম। আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কথা হবে। ধন্যবাদ।
জি, জি। হ্যাঁ। এটাই। জি। জি, জি, জি আপনিও ভালো থাকবেন। আপ আপনাকেও ধন্যবাদ।